আসলে হয় কি মানে ও এখন, মানে আমার এখন আপাতত ৭ টা পাখি আমার ঘরে আছে। তো ওদের সাথে থাকতে, থাকতে যেটা বললাম না যে আমি আসলে ওরা বুঝতে পারে। আপনি দেখবেন যে মান অনেক সময় হয় না যে আমাদের ফ্রেন্ডশিপ এও একটা ব্যাপার থাকে যে আমার জন্য কিছু করেনি। আমি ওর জন্য করব কেনো? কিংবা একটা থাকে মানুষের মধ্যে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আ মানে প্রতিহিংসা অর্থাৎ আমাকে দিলে তোমাকে দিবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, কিছু না কিছু একটা গিভ এন টেক এর ব্যাপার থাকেই। কিন্তু দেখবেন আপনি যখন পশু প্রাণী পালবেন কিংবা গাছও যখন আপনি চর্চা করবেন, এই জিনিসগুলোও থাকবে না। আপনি যে কোনো কিছু পাওয়ার আপনার কাছে পাওয়ার বিনিময়ে তারা আপনাকে দিবে জিনিসটা এরকম না। ওরা আপনাকে জাস্ট দিয়েই যাবে হুম, হুম।
অর্থাৎ ফিডব্যাক এর প্রত্যাশা না করে আ নিজের মত করে আসলে এম কাজ করতে হবে। এরপরে ফিডব্যাক কতটুকু আসবে দেখা গেল যে অ্যা মানে প্রাপ্তি যেটা বা যেটা অধিকার এটার চেয়ে বেশি আসছে। তাই না? আবার কখন দেখা যাবে যে আ হয়তোবা লস হয়ে গেছে। তো এই মানুষিক শান্তিটা তো পেয়েছেন। তাই না?
জ্বী। হুম। অবশ্যই। আসলে আমি যদি বলি আমার এমনও দিন গেছে, যে আমি কোনো কারণে আমার ফ্রেন্ড দের সাথে একটু আ কথা কাটাকাটি হয়েছে কিংবা যেটা বললাম হ্যাঁ, যে হয়তোবা আমি ওদের প্রজেক্ট টা করে দেইনি কিংবা আমারটা শেষ করে আমি ওদের জন্য কিছু করতে পারি নাই। এইজন্য এইটা নিয়ে তারা আপসেট। তো এই কারণগুলোতে যখন দেখা যায় যে মন খারাপ করে বাসায় আসছি। তখন ওই যে ওরা আসলে আমি যেরকম, ওরা হচ্ছে সিরিয়াল ধরে একদম ওদের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। যে আমি কাকে রেখে হ্যাঁ, ওদের মাথা একটু ধরে চুলকিয়ে দিতে হবে কিংবা ওদের একটু আদর করতে হবে। না করা পর্যন্ত চিৎকার করবে। ওই জিনিসগুলো দেখলে না তখন ওই যে স্ট্রেস থাকে, কষ্ট লাগে। এই জিনিসগুলো না মানে চলে যায়।
মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আপনাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকে, তাই না? <scoffs> বুঝতে পেরেছি। খুবই মজা আরকি। তো আরেকটা ব্যাপার আমি একটু আপনার কাছে জানতে চাই যে, আপনি যখন ১ম আসলে যে পাখি পালা আরম্ভ করলেন। তো আপনার তো একটা আ দেখা গেল লাইফ স্টাইল ছিল, কিছু অভ্যাস ছিল, কিছু বদ-অভ্যাস ছিল। হ্যাঁ? তো এখন যেহেতু আসলে আপনি একটা ফিক্সড জায়গায় এসে আ আটকে গেছেন। বা আপনার কিছু কাজকর্মও করতে হয়েছে ওই পাখিকে কেন্দ্র করে। তো আপনার কি এমন কোনো শখ বা এমন কোনো অভ্যাস আপনি ছেড়ে দিয়েছেন, যেটা আসলে ঐ পাখি অ্যা লালন-পালন করতে গিয়ে ওই শখটাকে ভুলে গেছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন?
হু, হু, হু। জ্বী। হ্যাঁ। হুম, হুম। জ্বী।

তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে, এই যে আপনি পাখি যে আ আপনি পালতেছেন তো এ এর অনুপ্রেরণা তাহলে আপনি যে বলছিলেন, যে আপনার কাজিনরা বা আশেপাশে যারা রয়েছে তো অনুপ্রেরণা কি তাদের কাছ থেকে পেয়েছিলেন?
হু। জি। হ্যাঁ, হ্যাঁ আসলে ওদেরকে যখন দেখি যে ওরা পালছে খুব সুন্দর লাগছে। আবার ওদের সাথে একটা ফ্রেন্ডলি যে behavior থাকে। কিংবা হয় না যে? অনেক সময় আমাদের মন খারাপ হচ্ছে কিংবা আমরা কোন কারণে upset হয়ে যাচ্ছি। তো যেটা হয় যে যারা পাখি পালে কিংবা বিড়াল পালে, দেখবেন তাদের সাথে না সময় কাটালে যেয়ে এক ধরনের চিন্তাভাবনা থাকে না কিংবা যে আমরা যে টেনশন করি কিংবা আমাদের মধ্যে, যে উদ্বিগ্নতা থাকে
<chuckles> জি, জি। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ একাকিত্বের যে একটা ব্যাপার থাকে, ঐ তো পোষা প্রাণীরা থাকলে তাদের সাথে কথা বলে বা সময় কাটালে পরে ওই একাকিত্বের ব্যাপারটা আর থাকে না। তাই না?
হ্যাঁ। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর এতে কি হয় জানেন? যে আমার কাছে মনে হয় কিন্তু এখন আশেপাশে দেখবেন যে অনেকেই কিন্তু পাখি পালে শখের বশেই শুরু করেছিল। কিন্তু সেটা হয়েছে কি যে তারা এখন একটা আর্নিং এর যে সোর্স কিংবা যে অর্থনৈতিক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক।
হুম, হুম। ও financial support পাচ্ছেন। পরে এটাকে বাণিজ্যিক ভাবে বিক্রি করে।
জি, এখন দেখা যায় যে তারা একটা পাখি নিয়ে আসছে। তারা পরবর্তীতে হচ্ছে দেখা যায় সেটাকে জোড়া দিয়েছে। যেরকম আমার পাখি তো আমার কাছে ৩ বছর। তো আমি আমার পাখিকেও একটা টাইম এ জোড়া দেই। সেখান থেকে আমি আমার আরো ৬ টা বাচ্চা পাই। যদিও আমি সেল করিনি।
বাহ! দারুণ কিন্তু বিষয়টা। হুম, হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। ওয়াও! তো দারুন তো এই যে আপনি যে বাচ্চা পেয়েছেন, এগুলো তো সেল করে অনেক টাকা পেয়েছেন, তাই না?
হুম, হুম না আমি সেল করিনি। যেহেতু আমার পাখি আমার কাছে খুবই শখের। আমি শখের বশে করা।
আচ্ছা, আচ্ছা। তো এই যে অ্যা বেশি পাখি যখন হয়ে যাবে তখন তাদের যত্ন নিতে কোন সমস্যা হবে না?

না, 1st এ যেটা হয়েছিল কি? বাবা আনার পরে বলছে যে, আ "পাখি তো হচ্ছে উড়ে বেড়ায়। ওকে তুমি একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছো, ও কি কষ্ট পাবে কিনা?" মানে উনার কনসার্ন টা ছিল যে, "যেখানে ও একটা মুক্ত আকাশে থাকার কথা, সেখানে তুমি ওকে কেইস বার্ড হিসেবে রাখতেস, এতে কি সে কষ্ট পাবে কিনা? তোমার মানে একটা" ও যেহেতু একটু অ্যা ইসলামিক মাইন্ডেড থাকে। ও "সেটাতে তোমার কি গুনাহ হবে কিনা?" কিংবা এ মানে এই জিনিসগুলো হুম, হুম, হুম।
হ্যাঁ, হ্যাঁ। অ্যা মানে পশু-পাখিদের পাটে অ সহমর্মিতার ব্যাপারটা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তিনি আপনাকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলো, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। জি, অবশ্যই। পরবর্তীতে যখন তাকে বললাম যে, "বাবা দেখো এটা তো হচ্ছে, আমাদের দেশি নেটিভ কোন পাখি না। কারণ আমাদের তো নেটিভ যে বার্ড গুলো আছে, সেগুলোকে তো ধরা কিংবা পোষাটা একদমই মানা।" তো বললাম, "ও তো; আর যেই পাখিটা আমি পালি" বলছি যে, "এই পাখিগুলোতে আসলে কি হয়? যে ওরা যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয়, ওরা আসলে বেঁচে থাকতে পারবে না। কারণ ওরা কিন্তু আমা" না।
হ্যাঁ, হ্যাঁ। বেঁচে থাকতে পারবে না বলতে, ওদের জীবনযাপনের যে পরিবেশটা, এটা হয়তো বা আমাদের দেশে পাবে না। এজন্য তাই বিপন্ন হয়ে যাবে, তাই না?
হু, হু। না, আমাদের দেশের জন্য না। হ্যাঁ। আর যেটা হবে কি? ওদেরকে ছেড়ে দিলে কাক কিংবা অন্যান্য যে, যে ব্যাপারগুলো আছে। কারণ ওরা না একটু আদুরে স্বভাবের হয়। আর ওদের খাবার-দাবার যে অন্যান্য আমাদের যে দেশী পাখি, তাদের থেকে কিন্তু একদমই আলাদা। ইভেন ওরা যে খাবারটা খায় হুম, হুম।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঐ যে জমিদারের দেশের পাখি তো একটু জমিদারের টাইপের স্বভাব, তাই না? <chuckles>
হ্যাঁ, একদম কিন্তু ঠিক বলেছেন। ইভেন ওরা যে সিড মিক্স টা খায় না? সেটা আমাদের যে দেশী পাখি আছে কবুতর বলেন ময়না, টিয়া এদের থেকে একদমই আলাদা। যেমন তাদের খাবারগুলোও বলা যায় একটু মোটামুটি দামি কিংবা কস্টলি কিন্তু বলা চলে।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, আ তো আপনি যেমনটা বলছিলেন শুরুতে যে, এই যে বন্ধু বা কাজিনরা যারা রয়েছে, তাদের আসলে অ্যা পোষা পাখি দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন। তো আপনার পাখি কি, আপনার পোষ মেনেছে নাকি এখনও অবাধ্য আছে?
হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ।